<hiccups> আমি না বেশ কয়েকটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। আর এই চাপটা আসলে কিভাবে সামলাবো ভাই, আমি ঠিক কিছু বুঝে উঠতে পারছি না। কারণ এমন পরিস্থিতিতে আসলে এর আগে পড়িনি, আর এটা আসলে আমার সম্পূর্ণটাই নতুন, যে এখন আসলে কি করা উচিত? বা আর কি করলে যে আসলে এখান থেকে বের হয়ে আসতে পারবো? সেটা আসলে বুঝে উঠতে পারছি না। আর বিষয়টা হলো যে এমন একটা ব্যাপার, যে আমি বন্ধুবান্ধব বলেন কারো সাথে বিষয়টা আসলে খোলামেলা আলোচনা করতে পারছি না। যার কারণে বলা যায় যে, ঐ যে একটা সঠিক পরামর্শে যে আসব, সেটাও আসলে আসতে পারছে না। তো ভাই, এমন অবস্থায় যে আসলে কী করব? আপনি যদি আমাকে একটু বলতেন, তাহলে বেশ উপকৃত হতাম। কারণ এভাবে করে তো আসলে মানুষের জীবন চলে না ভাই। তো আপনি আমাকে একটু বলেন যে, এই পরিস্থিতিতে আসলে আমার কি করা উচিত? বা কি করলে আসলে এখান থেকে বের হয়ে আসতে পারবো আরকি? জি ভাই।
জি। আসলে হয়েছে কি, মানুষের একটা সময় খারাপ যেতেই পারে। এটাকে জীবনের একটা অংশ হিসেবে আ মেনে নেওয়া কঠিন হলেও, এর পরবর্তী সময়ের জন্য জরুরি। আহ আমি আপনাকে একটা আ উপায় উপায় বলে দিতে পারি। সেখানে আসলে আপনি আ কিছুটা সময় আপনার মনকে একটু আ হালকা করার জন্য একটু চেষ্টা করবেন। আ সেক্ষেত্রে হবে কি, আ আপনার আ মন-মস্তিষ্ক সবই একটু ফ্রেশ থাকবে। আর পারলে একটু আপনার আ পছন্দ মতো মাঝে মধ্যে একটু গান শুনবেন। কোনো একটা প্রিয়জন এর সাথে কথা বলবেন। তাতে হবে কি? আপনার আ যত দুশ্চিন্তা, যত একটা সমস্যা, দেখবেন কি সেখান থেকে একটু বেরিয়ে আসতে পারবেন। আ তো আপনি যদি আমাকে একটু আ খোলাসা করে বলতেন, আসলে আপনার একটু সমস্যাগুলো কি হচ্ছে?
এ হ্যাঁ, হ্যাঁ। উম, জি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা আ বিস্তারিত যদি আসলে বলতে যাই, আ আমার সমস্যাটা কি জানেন তো ভাই? আমি না আ কোন কিছু আসলে শুরু করবো, একটা কিছু যে শুরু করবো, সেটার আসলে সাহস আরকি কোনভাবে আর কি জুগিয়ে নিয়ে আসতে পারছে না। মনে হচ্ছে যে আ এক ধরনের কি বলে, যে আতঙ্ক বা ভয়ের আসলে যে ব্যাপারটা, সেটা আসলে আমার মধ্যে খুব বেশি রকমের কাজ করছে আর আ যার জন্য হচ্ছে কি? আমি না ভাই কোন কিছু আসলে শুরু করতে পারছি না। তো আমি সত্যি কথা বলতে কি ভাই, আমি নতুন একটা আসলে ব্যবসা শুরু করতে চাচ্ছিলাম। তবে আ কেমন জানি না আসলে ভয় লাগছে। আর যার কারণে হচ্ছে কি যে ওই যে পিছু টানটা আসলে আমার কাছে সবথেকে বেশি রকমের কাজ করছে, যে এ এটা যদি হিতের বিপরীত হয়, তাহলে তো আসলে কি হবে? বা আ তখন আসলে survive করব কীভাবে? এই বিষয়গুলো না ভাই, আমার কাছে খুব সবথেকে বেশি রকমের ভাবাচ্ছে। আর আ যার কারণে হচ্ছে কিনা, এখন যদি আসলে একটা পেশায় ভিতরে আছি, সেখানেও খুব ভালো রকমের একটা প্রভাব পড়ছে। আর আ জানেনই তো ভাই, পেশাগত জীবনে আসলে প্রভাব পড়া মানে সকল ক্ষেত্রেই আর কি প্রভাবটা পড়া, কারণ ১ টা মানুষের তো আসলে income source এ যখন আসলে একটা মানে হা একটা প্রভাব পড়বে, সেটা আসলে সকল দিকেই আর কি একটা যে একটা প্রভাব সেটা থাকে, আর পারিবারিক, তারপরে আপনার আর্থিক দিক, যে ব্যাপারগুলো আছে। সক সকল ক্ষেত্রেই তো ভাই, আমি না ঠিক বুঝে উঠতে পারছি না, যে আ ঝুঁকিটা আসলে কীভাবে নিবো? বা কিভাবে যে আসলে কি শুরু করব? সেই ব্যাপারটা যদি আমাকে একটু বলতেন, তাহলে ভাই বেশ উপকৃত হতাম আরকি, জি ভাই।
আচ্ছা। আচ্ছা। জি। জি, বুঝতে পারছি। আ আপনার কথা শুনে খুব একটা আ কষ্টদায়ক লাগলো। যে আ মনে হচ্ছে যে আপনার মধ্যে যে একটা ব্যর্থতার ভয়, আপনাকে আ দিনকে দিন দেখা যাচ্ছে একটু কুরে, কুরে খাচ্ছে যে আপনি একটা ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। অ তো সেখানে আপনাকে আ আমি আরেকটি জিনিস প্রশ্ন করব। আপনি যদি আমাকে বলেন, আসলে আপনি আ কোন ধরনের ব্যবসা করেছিলেন? যে ব্যবসার মধ্যে দেখা যাচ্ছে আপনি এক ধরনের আ ব্যর্থতা মানে এক ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন?
হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। আ সত্যি কথা বলতে কী? আমার ব্যবসার ক্ষেত্রটা একটু ভিন্ন রকমের বলা যায়। আ আমার ব্যবসার ধরনটা কেমন জানেন তো? মানে আ এখানে আসলে একটা কমিউনিটি বানানো। আর কমিউনিটি বানানোর পরবর্তীতে না আসলে তাদেরকে যে ব্যবস মানে তাদেরকে যে সার্ভিস দেওয়ার বা সার্ভিস সেল করা। যে আ এখানে কী দিয়ে উদাহরণ দেওয়া যায়? অ্যা হ্যাঁ, ধরে নিন ধরে নিলাম আসলে আমি একজন ডেভেলপার। তো এখন একজন ডেভেলপার হয়ে আ আমার তো আসলে সার্ভিস যেটা থাকবে সেটা আসলে ওয়েব ডেভেলপ করা বা সফটওয়্যার বানানো। তো এরকম আসলে কমিউনিটির উপরে আমি আসলে ব্যবসাটা করতাম। যে আমার আ কমিউনিটি বানানোর পরবর্তীতে যে আ ঐখান থেকে ক্লায়েন্ট নিয়ে তাদের আসলে কাজ করা। বা ওইখান থেকে আসলে কাজগুলো নিয়ে আবার আ আমার একটা এজেন্সির যে ক্ষেত্রটা আছে সেখানেও আসলে অনেক সময় আরকি কাজ দেওয়ার যে একটা আ প্রবণতা বা একটা প্ল্যানিং আসলে আমার ভাই ছিল। তবে আমি না ভাই কোনভাবে আসলে বিষয়টাকে শুরু করে উঠতে পারছি না। মনে হচ্ছে যে আসলে আ যদি আসলে হিতে বিপরীত হয় বা যদি আসলে ক্লায়েন্ট না পাওয়া যায় বা য যদি আ ব মানে, ভগবান না করুক যে আ এমন আসলে একটা পরিস্থিতি শুরু হয়ে গেল যে আমার সম্পূর্ণ রানিং একটা ব্যবসা যদি কোনভাবে আরকি ধসে যায়, তখন আসলে আমি কী জবাব দেব? বা আ ওই পরিস্থিতি থেকে আসলে কীভাবে নিজেকে সামাল দিব ভাই? তো যেটা আসলে আমাকে বলা যায় যে সবথেকে বেশি রকমের আরকি ভাবাচ্ছে। আর এখান থেকে আসলে বের হওয়ার আদতেও কোন রাস্তা আছে কী না? সেটাই আসলে আমি সেই বিষয়গুলো নিয়ে না বেশ একটা চিন্তার মধ্যে আছি ভাই। তো আপনি বলেন যে এই পরিস্থিতিতে আসলে আমার কী করা উচিত? বা এখান থেকে বের হওয়ার আদতেও আসলে কোন উপায় আছে কী না আরকি? জি ভাই।
হুম। হুম। হুম, হুম। হুম। হুম। উম জি। জ্বি, আসলে আপনার কথাটা শুনলাম। আ শুনে খুব একটা খারাপ লাগলো। তো আপনাকে আমি কিছু কথা বলি, আসলে আ আপনি কিছু আ টেকনিক বা কিছু আ জিনিস ফলো করে আপনি ব্যবসাটাকে আরো দেখা যাচ্ছে সামনের দিকেও নিয়ে যেতে পারেন। আ আপনাকে সবসময় ভাবতে হবে যে আসলে আপনার ব্যর্থতা এটা আপনাকে আ আ যে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে যে আপনার খারাপ একটা মনমানসিকতার দিকে নিয়ে যাচ্ছে। আপনি এটা যত কখনো ভাববেন না। আ আসলে ভাববেন কি যে আপনি যেহেতু ব্যর্থ হইছেন, আ যেখানে আ সেটা অবশ্যই আপনি মনে করবেন। এখান থেকে আমার কিছু জিনিস শিক্ষনীয়। বা আপনি কিছু এখান থেকে কিছু গাইডলাইন করতে পারলেন যে আসলে আপনি ওই বিষয়টা আরো কিছু দক্ষ হলেন। আ আপনি এরকম একটা চিন্তা, মন মানসিকতা রাখবেন যে আপনি আ অনেক কিছু জানতে পারলেন এখান থেকে। কারণ আপনি ব্যর্থ না হলে কিন্তু আসলে ওইখানে আপনি বুঝতে পারতেন না যে আসলে আপনার আ কোন ভুলের কারণে আপনার এই ব্যর্থতা হচ্ছে। আস বা আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তখন হয় কি? ওই ভুলগুলো আপনি আসলে খুঁজে বের করতে আপনার জন্য খুব সুবিধা হবে। আপনার আ মেইন পয়েন্ট হচ্ছে যেহেতু অ্যা একটা কাজে আপনি ব্যর্থতা হয়েছেন, আ সেক্ষেত্রে আ আমি মনে করি কি? ওই কাজে আসলে আপনার ব্যর্থতার হওয়ার কারণটা কি বা লক্ষ্যটা কি? মানে কী কারণে ব্যর্থ হলেন? ওই লক্ষ্যটা আপনাকে খুঁজে বের করতে হবে। আ তাহলে হবে কি? সামনের অ্যা সামনে যে আপনি নতুন ব্যবসা বা যেটা করতে চাচ্ছেন আ আ সে থিওরিটা হবে কী? আপনার প আ পরবর্তীতে ওই যে ব্যর্থ হয়েছেন যে কারণে, ওই কারণটা আপনার আর আ কখনো ভুলটা হবে না। সেক্ষেত্রে আপনি আ পরের ব্যবসাতে অ হ দে দেখবেন কি? দেখা যাচ্ছে আরো ভালো একটা পারফরম্যান্স করতে পারবেন। সেক্ষেত্রেও যদি আপনি ব্যর্থতা হন মনে করবেন কি? আ সেখানে আবার কি কারণে ব্যর্থ হলেন সেটাও পয়েন্ট টা একটু নোট নোট আউট করে খুঁজে বাইর করতে হবে আপনাকে। উম তাহলে হবে কি? আপনি আ পর্বতীতে দেখা যাচ্ছেন একজন ভালো একজন আ ব্যবসায়ি হয়ে উঠবেন। আর সেক্ষেত্রে আপনাকে কিছু ছোট আমি টিপস দেই। আ আপনি যে রিলেটিভ ব্যবসা করতে চাচ্ছেন, আ সেখানে আপনার আ অবশ্যই একটু অভিজ্ঞতা থাকতে হবে। এবং কি যদি অভিজ্ঞতা একটু কম থাকে, সেক্ষেত্রে আপনার সিনিয়র পারসন বা আ দেখা যাচ্ছে যারা এই বিষয়ে একটু অভিজ্ঞ তাদের সাথে একটু পরামর্শ করতে পারেন। আর যেহেতু ১ম স্টেপে ব্যর্থ হওয়ার পরে আপনি সাহস পাচ্ছেন না যে কীভাবে ব্যবসাটা করবেন? আ সেক্ষেত্রে আপনি চাইলে একটু ছোট, ছোট ধাপে একটু ভাগ করে নিয়ে ব্যবসার লক্ষ্যটা ঠিক রেখে আপনি ব্যবসাটা করতে পারেন। তাহলে হবে কি? আপনার যদি লস ও হয়, লস এর সম্ভাবনাটা একটু ক্ষতির সম্ভাবনা একটু কম থাকে। আপনি এভাবে একটু চিন্তাভাবনা করে দেখতে পারেন। তো আপনার কি মনে হচ্ছে আসলে এইভাবে চিন্তা ভাবনা করলে কি অ্যা আপনার পরবর্তীতে ব্যবসা আরকি আ করা যায়? বা সা আপনার মধ্যে এক ধরনের সাহস আসতেছে ব্যবসা করার দিকে?
হ্যাঁ, হ্যাঁ। হুম জী। হ্যাঁ, হ্যাঁ। হুম বুঝতে পারছি। উম জী। হ্যাঁ, হ্যাঁ। হুম জী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম জী। হুম। হু। হ্যাঁ, হ্যাঁ। জি। উম জী। হ্যাঁ, হ্যাঁ। উম জী। হুম বুঝতে পারছি। হু। আ সত্যি কথা বলতে কি? আ আমি না এর আগে এভাবে ভেবে দেখিনি। তবে এখন আসলে আপনার সাথে কথা বলার পরবর্তীতে না মনে হচ্ছে যে আমার আত্মবিশ্বাসের যে ক্ষেত্রটা সেটা আসলে তুলনামূলক আরকি আবার আ ফিরে পাচ্ছি। কারণ এভাবে এত সুন্দর করে আসলে বিষয়গুলো আরকি আ কারো সাথে আরকি আলোচনা আ করতে পারিনি। আর আপনি যে ক্ষেত্রটা বললেন যে আ যেকোনো আসলে ব্যর্থতা আসলে শিক্ষা হিসেবে যদি গ্রহণ করি, আ তাহলে তো আসলে আপনার আমার জন্য আরকি বিশেষ করে সহজ হয়ে যাবে বিষয়গুলো। কারণ আমি আমি আসলে এটাই আরকি এতদিন ধরে ভাবতাম যে আ সফলতাই হয়তো সবকিছুর আরকি মানে সবকিছুর মূল। তবে আ ব্যর্থতা থেকেও যে আসলে এত সুন্দর করে একটা শিক্ষা নিয়ে আ সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এ এই বিষয়গুলো না ভাই আমি এর আগে কখনোই ভাবিনি। আর আ মনে হচ্ছে যে এখানে আসলে সব উম বড় রকমের আসলে আমার একটা ভুল ছিল যে আমি আগে এভাবে করে আসলে ভেবে দেখিনি। তবে এখন আসলে আমি এক আ আলাদা রকমের একটা আত্মবিশ্বাস পাচ্ছি এভাবে করে। তো ভাই আ আমি অবশ্যই আরকি এটা চেষ্টা করব ভেবে দেখার। আর এ আ ভবিষ্যতে। তবে ভাই আরেকটা ক্ষেত্র ওই যে আ ব্যর্থতার পরবর্তীতে যে নতুন করে আবার অনুপ্রেরণাটা ধরে রাখার যে ক্ষেত্রটা, সেটা তো আসলে ভাই একটা আ সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে কি আসলে রুটিনে পরিবর্তন বা আমার কোন পরিবেশে কি আসলে যদি পরিবর্তন করি? যেমন ধরেন আসলে আ ঘরের অ্যা যেখানে যে আসবাবপত্রগুলো ছিল আ সেগুলো আসলে পরিবর্তন মানে সেগুলো আসলে আপনার এই পজিশন গুলো চেঞ্জ করে একটু নতুনত্ব নিয়ে আসা। তো এই ক্ষেত্রগুলো কি আমার ক্ষেত্রে কোনভাবে কাজ দিতে পারে? বলা যায় ওই যে আ সম্পূর্ণ আসলে নতুন একটা এনভায়রনমেন্ট বা নতুন করে আসলে উপ বা চেষ্টা করার আসলে যে আ ritual এর আ যে ব্যাপারটা সেটা যদি আসলে করি। তো সেক্ষেত্রে আসলে কি আমার জন্য ভালো হতে পারে কোনভাবে? বিশেষ করে অনুপ্রেরণাটা ধরে রাখার জন্য ব্যর্থতার পরবর্তীতেও? জি ভাই।
হু। উম জ্বী বুঝতে পারছি। হু। জি, আপনি আ যেটা বললেন আহ খুব ভালো একটা পয়েন্টই বলেছেন। অনেক সময় হয় কি? আ মস্তিষ্ক একটু বিভ্রান্ত আ পরিস্থিতির মধ্যে থাকে। দেখা যাচ্ছে আপনার আ মাইন্ড সেটআপ ধরে রাখার জন্য। সেক্ষেত্রে দেখাচ্ছে আপনি অ্যা বিভ্রান্তকর একটা পর্যায় চলে গেছেন। আর নিজেকে সবসময় একটু পরিবারে দেখা যাচ্ছে বাসার মধ্যে ঢুকলেই মনে হচ্ছে একটু ব্যর্থতা, ব্যর্থতা একটু ফিল মনে হচ্ছে। আ সেক্ষেত্রে আপনি যদি দেখা যাচ্ছে আপনার আসবাব আ আসবাবপত্র বা আপনার যেখানে শোয়ার স্থান, সেগুলোও একটু যদি একটু অল্টারনেট করেন। আ তাহলে অ্যা হবে কি? আপনার মাইন্ডসেটআপ টা একটু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে বাসার মধ্যে আসলে আপনার সেক্ষেত্রে আ মনে হবে না যে আপনি ব্যর্থ হয়েছেন। এটাও খুব ভালো পরামর্শ। আর সর্বত্র আপনার আপনি যে আমার পরামর্শে আ আপনার কাজে লেগেছে, আপনি যে বললেন আ শুনে খুব আরকি খুশি হলাম। আমি সবসময় আপনার আ পাশে আছি। আর আরেকটা পরামর্শ হল আ ভবিষ্যতে কোন পরিকল্পনা করার আগে সবদিক আ ভালো করে যাচাই করে নেওয়া। আ এতে ব্যর্থতার সম্ভাবনা আসলে একটু কমে যায়। আর হ্যাঁ, আর মন খারাপ হলে সবসময় আপনি চেষ্টা করবেন যে অ্যা নিজের অ্যা কাছের বা আশপাশের আ তাদের সাথে একটু দেখা যাচ্ছে একটু মন খুলে একটু কথা বলা। দেখবেন কি আপনার যখন একটু মনটা খারাপ থাকবে সেক্ষেত্রে আপনার মনটা একটু ফ্রেশ হয়ে যাবে। আ ঘনিষ্ঠ চেষ্টা করবেন একটু ঘনিষ্ঠদের সাথে একটু কথাবার্তা বলা। আর মূল কথা হচ্ছে আপনি অ্যা যে ব্যবসায়ই করেন না কেন, ব্যবসার প্রতি একটু আপনি আ সদায় প্রকাশ করবেন। আ ব্যবসাকে অ্যা সবসময় আ একটা আ আপনার কনফিডেন্স এর উপর ব্যবসা করার চিন্তা ভাবনা করুন। কখনো আ মনের মধ্যে ভয় বা ব্যর্থতা নিয়ে কখনো সামনের দিকে আপনি অ্যা অগ্রসর হতে পারবেন না বা ভালো কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি একটা জিনিস নোট আউট করে রাখবেন। আপনার যে ব্যর্থতা কোন বিষয়ে হলো, কি কারণে হলো, এগুলো সব বিষয়ে আপনি যদি একটু নোট আউট করে রাখেন আ তাহলে হবে কি আপনার আ সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আরো আ ভালো কাজে দিবে, ওই ভুলগুলো আর কখনো হবে না। আপনি এভাবে করে দেখতে পারেন হয়তোবা আপনার জন্য খুব ভালো একটা পরামর্শ হতে পারে।
হ্যাঁ, হ্যাঁ। হুম জী। হ্যাঁ, হ্যাঁ। উম জী। হ্যাঁ, হ্যাঁ। হুম জি। জ্বী। অ্যা হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। হুম বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। না আসলে ভাই আমি এভাবে করে এর আগে ভাবে দেখিনি তো। তবে আপনার সাথে কথা বলার পরে বিষয়গুলো আমার কাছে আ <clears throat> জলের মতো পরিষ্কার হয়ে গেলো। আর আমি আশা করছি যে আমার মনে হচ্ছে যে এখান থেকে এভাবে করলে আরকি আমি বিষয়গুলো অনেক সহজে কাটিয়ে উঠতে পারবো ভাই। তো অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে আমাকে এই বিষয়গুলো বুঝিয়ে বললেন। ভালো থাকবেন।
জ্বি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যে শুভকামনা রইলো।